এটা কিন্তু খুবই চমৎকার। এইযে নিজের সু আ ওয়েতে এগুলো খুঁজে পাওয়াটা এবং এটা যে আসলে আ <clicks tongue> নিজের পরিচয়টাকে যেভাবে আপনি যে আ বলতে গেলে যে পোর্ট্রে করেছেন যেভাবে ধরে রেখেছেন
হুম, হুম। জি, জি। হুম, হুম।
এটা কিন্তু খুবই সাহসের দরকার পড়ে এই কাজটা করতে হলে। কারণ কি? একটা জিনিস দেখুন যে আসলে আমি হয়তো আপনার ও জায়গায় হলে আমি এতটা এভাবে নিজে ভাবে গড়ে তুলতে পারতাম না। কারণ আমার ঐযে তখনই আমার যখনই এরকম কোন চিন্তাভাবনা মাথায় আসে, তখন আসলে একটা আম দায়ভারও এসে পড়ে। দেখা যায় কি? যে ওইযে বাবা-মার যে একটু অমান্য করছি বা তাদের যে কথাবার্তাগুলো যে শুনছি না, তখন আসলে মনে হয় কি? যে আমি মানে একটু বলতে গেলে যে
জি, জি। আচ্ছা। হুম, হুম। হুম, হুম। জি, জি।
আ তাদের যে ভালোবাসাটা এবং স্নেহটা যে আমাদেরকে আমাকে দিয়েছেন এবং যেভাবে কষ্ট করে আমাকে বড় করেছেন দেখা যায় যে সেগুলো আমি সবকিছু বিফলে যেতে দিয়েছি।
জি, জি। এই জায়গায় আমার একটা কথা বলার আছে। আমার এখানে একটা কথা বলার আছে। একটা জিনিস দেখেন। আপনার বাবা-মা আমি বুঝলাম তারা আপনাকে কষ্ট করে জন্ম দিয়েছে, কষ্ট করে বড় করেছেন অ্যান্ড অ্যান্ড এভরিথিং। কিন্তু তার মানে এটা নয় যে তারা আপনাকে কিনে নিয়েছেন বা তারা আপনাকে অউন করে। আপনি আপনার একটা ইন্ডিভিজুয়াল মানুষ। তো আমি বিশ্বাস করি যে প্রত্যেকটা মানুষের যেমন ফ্রি উইল আছে সেটা ধর্মেও বলা আছে। প্রত্যেকটা মানুষকে ফ্রি উইল দেওয়া আছে। এবং সে তার ইচ্ছামতো তার বুঝ মতো সে কাজ করবে। এবং সেটার বিচার তার হবে। সে যা করবে, সে যে ডিসিশন নিবে, সেটার ফলও সে ভোগ করবে।
আচ্ছা। হুম, হুম। জি, জি। হ্যাঁ, তা তো অবশ্যই। জি, জি। জি, জি। জি, জি। হ্যাঁ, তা তো অবশ্যই।
এবং সেটা এই দুনিয়াতেই সে করবে। তো সেক্ষেত্রে এইসব কথাবার্তা বাবা-মাই বলেন। তো এই কথা বলার পর তারা কেন আমাদের ফ্রি উইল টা কেড়ে নিতে চান?
হুম, হুম। <scoffs> আচ্ছা, আচ্ছা। <chuckles> আসলে কি? আপনি একটা জিনিস দেখুন যে আপনি একটা জিনিস দেখুন যে আপনার হওয়া সাথে হয়তো এরকম ঘটেছে। বাট আমার ক্ষেত্রে যেগুলো হয়েছে কি? যে হ্যাঁ, আমার ফ্রি উ উইল টা যে তারা একভাবেই কেড়ে নিয়েছে তেমনটাও কিন্তু নয়। তারা কিন্তু আসলে আমাকে ভালোই প্রধান্য দিয়েছেন। দেখুন কেন? যে আমার আসলে হ্যাঁ, কোন একটা ইচ্ছা ছিল বা কিছু একটা করতে মন চেয়েছে, ঠিক আছে। তাদের যেহেতু আমা তারা অবশ্যই আমাদের থেকে একটু বয়সের বড় দেখা যায় যে তারাও এরকম কাজ করে এসেছে তো তারা আসলে নিজেদের একটা আ জায়গা থেকে তারা আমাদেরকে কিছুভাবে স একটু সতর্ক করতে পারে বা দেখা যায় কি যে ছোটবেলায় হয় কি?
তাদের যদি আমাদের কোনো কিছু ভালো না লাগে হুম, হুম। হুম, হুম। আচ্ছা। জি, জি। হুম, হুম। জি, জি। হুম, হুম। <clears throat> হ্যাঁ, এইযে সতর্ক করাটা কিন্তু ঠিক আছে। আমি বলি আমিও যেটা করি আমার জুনিয়র যারা আছে তাদেরকে আমি বোঝানোর চেষ্টা করি, তাদের সাথে আমি কমিউনিকেট করি। ফ্রেন্ডলি ওয়েতে তাদের সাথে আমি
জি, জি। হু, হুম।